ভাই ক্ষমতা রাখে না, না রাখে সেই বিষয়ে বিবেক বিবেচনা করে আমার উত্তর দেওয়াটা উচিত। কিন্তু একটা জিনিস আমি বলতে পারি কে যেটা আসলে বিবেক-বিবেচনা না লাগিয়েই চোখে চোখে দেখার উপর যেটা আর কি দেখেছি চাক্ষুষ প্রমাণ স্বরূপ। দেখে মনে হচ্ছে ভাই দেশে হাওয়া বদলটা হয়তোবা মানে radicalized movement এর দিকে চলে যেতে পারে বা মানে আমাদের দেশে যে মানে ধর্ম নিয়ে যারা মানে রাজনীতি করছেন, ব্যবসা করছেন আমি বলব। তাদের কাছে কিন্তু মানে হয়তো ক্ষমতাটা চলে যেতে পারে। কারণ দেশের অনেক মানুষেরই কিন্তু আমি মুখে কথাবার্তা শুনেছি আসলে এরকমভাবে যে তারা বলছে যে সবাইকেই তো একটা না একটা সময় সুযোগ দেওয়া হয়েছে দেশটা চালানোর জন্য। একমাত্র কিন্তু এই দলটাকেই আমরা সুযোগ দেইনি কখনো, এই দেশটাকে মানে দেশ প্রধান হয়ে দেশটাকে নি মানে নিয়ন্ত্রণ করা বা দিক নির্দেশনা দেখানো সেই ক্ষমতাটা তাদেরকে আমরা আজ পর্যন্ত বসাইনি। তো অনেক সংখ্যক মানুষদেরই কিন্তু মানে আমি তাদের মন-মানসিকতা দেখে বুঝতে পারছি যে, তারা হয়তো কিন্তু ভোটটা দেখা যাবে সেই দলটাকেই দিবে। আপনি হয়তো বুঝতে পারছেন হ্যাঁ কোন দলটার কথা বলছি।
উ হু, উ, হুম। আচ্ছা। উ, হু। জি। হু, হু, হু, হু, উ হু, হু। জি, জি। হু, হু। উ হু। উ হু। আচ্ছা। হু, হু, হু। উ হু। জি, জি, জি, জি, জি, জি, জি, জি, জি। হু, হু, হু। উ হু। আচ্ছা, উ হু। উ হু, উ হু, হু, আচ্ছা। উ হু। উ হুম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। উ হু। আচ্ছা। উ হু, হু। উ হু। উ হুম। উ হু, হু। আচ্ছা। উ হু। উ, হু। উ হু, হুম। হুম আচ্ছা। আমি বুঝতে পারছি। আমি আমি সম্পূর্ণ বুঝতে পারছি। তবে, আম অ্যাদ আ ১ জন না নাগরিক হিসেবে, ঠিক আছে? আপনি কি মনে করেন যে, আ কোন দলটা আসলে আসা উচিত এই মুহূর্তে? জি, জি বর্তমান প্রেক্ষাপটে। জি।
জী। জি। বর্তমান প্রেক্ষাপটে। কোন দলই না ভাই।

জ্বি। না সেক্ষেত্রে আমি বলবো ভাই মানে যিনি যার হাতে দেশটা আছে সে একজন বুদ্ধিমান মানুষ। আমার মাথায় যদি একটা প্ল্যান আসতে পারে যে এইরকম সিচুয়েশন যদি আসলেই চলে আসে পরিস্থিতি যদি আসলেই এরকম বিপর্যয়মুখী অবস্থার রূপ ধারণ করে। তো সেক্ষেত্রে দেশটাকে আর্মির হাতে ছেড়ে দিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনটা করাটা সুষ্ঠ সবচাইতে সুষ্ঠ পরিকল্পনা। এটা যদি ভাই আমার মত মানে <scoffs> অল্প অল্প বিদ্যার মানুষের মাথায় আসে তাহলে সে তো আমাদের দেশটা চালনা করছেন। সে তাহলে তার মাথায় তো অবশ্যই আছে কমবেশি আমি বিশ্বাস করি।
জ্বি। উ হুম। জ্বি, জ্বি। আচ্ছা। <chuckles> হু, হু। জ্বি, জ্বি। হু, হু। উহ হু, হু। হু, হু।। হু, হু। উহু। হু, হু। জ্বী। হ্যাঁ, হ্যাঁ সঠিক। হু, হু। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। এ এইটাই। না অবশ্যই, অবশ্যই। এটা কিন্তু দেখা যাচ্ছে কি যে আ আমার কা কাছে খালি বারেবারেই খালি একটা জায়গাতেই আসলে সন্দেহ লাগে যে উনি কি আসলে প্রপারলি আসলে উনার আশেপাশে যে সেলস সাবঅর্ডিনেট আছে তাদের থেকে সেই পরিমাণ সহযোগিতাটুকু পাচ্ছে নাকি? আপনি একটা ব্যাপার খেয়াল করেছেন কিনা আমি জানি না। এ আমি আপনি এই ব্যাপারটা খেয়াল করেছেন কিনা জানি না। ইদানিং আম আমাদের যেসব নিউজ মিডিয়াগুলো আছে, হ্যাঁ, সরাসরি আমাদের যিনি প্রধান উপদেষ্টা আছে তার কোন বক্তব্য বা তার কোন নিউজ কিন্তু আসলে প্রকাশ করে না। সরাসরি। দেখা যায় কি যে বিভিন্ন উপদেষ্টারা অমুক বলেছেন, তমুক বলেছেন বাট সরাসরি প্রধান উপদেষ
জি, জি। জি ভাই? জ্বি, জ্বি। না, না, না, না ভাই, মোটেও পারছে না। জ্বি, জ্বি। জ্বী। না, না। যত বাজে রকমের স্ক্যান্ডাল আছেন জ্বি, জ্বি।